আসলে আমি রিসেন্টলি <clicks tongue> একটা নতুন শহরে বিশেষ করে, একটা নতুন দেশের একটা নতুন শহরে মুভ করেছি। তো সেইক্ষেত্রে যে হচ্ছে যে মানে আমার আগে যেই, যেমন আমি আগে যেখানে ছিলাম সেখানে আশেপাশে আমার বন্ধু-বান্ধব ছিল, মা-বাবা ছিল মানে রাস্তাঘাট সবকিছু আমার পরিচিত ছিল। এখন কিন্তু এখানে আমি যখন <blows air> এসেছি সবকিছু একদম অপরিচিত। কারণ রাস্তাঘাট কিভাবে চল আ রাস্তাঘাটটা আসলে কোন জায়গায় কি ঠিকঠাকভাবে চিনি না। আমি ২, ৩ বার হারিয়েও গিয়েছি বাস রুট খুঁজতে গিয়ে। তারপর সেটার সাথে, সাথে, আসলে অত বেশি বন্ধু-বান্ধব নেই। কারণ <smacks lips> দেখা যাচ্ছে যে, বেশ নতুন মুভ করেছি। সেটার সাথে আমি হয়তো যেহেতু আমার বেশিরভাগ ক্লাসে অনলাইন। তো অনেকের সাথে হয়তো সেভাবে <blows air> মিশতে পারছি না বা দেখা হচ্ছে না। <smacks lips> তো এই সবকিছু নিয়ে আসলে পুরাতন মানে রুটিন, নতুন, নতুন, খাবার সবকিছু মিলে কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে আমি আসলে বুঝতে পারছি না। যে আসলে আমি কিভাবে কি করব? বা মনে হচ্ছে যেন মানে আগে যা করতাম তার থেকে আমার লাইফটা একটু বদলে গেছে হুট করে। তো মানে দেখা যাচ্ছে খাপ খাওয়াতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে।
জ্বি। হুম। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আপনি তার মানে অ্যাম বেশ ভালোই একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সবকিছু আসলে আপনে নতুন করে আসলে সাজাতে হচ্ছে। যেহেতু আসলে নতুন শহরে মুভ করেছেন। তো আপনি আসলে কতদিন হলো, এ এখানে এসেছেন বা আপনি এখন তাহলে কিরকমভাবে, আসলে আপনার দিন কাটছে? যেহেতু আসলে অনলাইনে আম আপনি ক্লাস করেন। তো আপনি বাইরে-টাইরে যান, কোথাও ঘুরেছেন আশেপাশে?
হুম। জি। অউম আমার ৩ মাস হলো আমি এসেছি। তো আমার যে সব ক্লাস অনলাইনে, সেটা না। কিছু, কিছু ক্লাস অফলাইনেও আছে কিন্তু, অনলাইনের অপশন থাকে। তো আমি যদি চাই, আমি না গেলেও হয়। এরকম টাইপের একটা ব্যাপার। বিশেষ করে এই কোর্স আরকি। এই কোর্সগুলোতে 1st সার 1st পিরিয়ড এর কোর্স গুলোতে। তো আমি বাইরে যাই। আমার আসলে নিজে, নিজে ঘুরতে বেশ ভালোই লাগে। আমি আশেপাশের জায়গাগুলো দেখেছি। আমার আ কিছু বন্ধু-বান্ধবও হয়েছে, যদিও বেশিরভাগই হচ্ছে যে, মেইন সিটিতে থাকে, ক্যাপিটালে থাকে। ওরা শুধুমাত্র যখন হয়তো এক্সাম থাকে, তখন হয়তো আসে। আর আমার লোকাল আ ২-৩ জন ফ্রেন্ড আছে। তাদের সাথে আমি মাঝে, মাঝে যাই। আ আশেপাশের জিনিসগুলো ঘুরে দেখি। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে, আমাদের পড়ার চাপটা আসলে অনেক বেশি থাকে। তো পড়ার চাপের কারণে হয়তো মানে, সবাই একসাথে ঘুরতে পারি না বা সবাই হয়তো, একজন আরেকজনকে সময় দিতে পারি না। এই জিনিসটা অনেক সময় হয়ে যায়।
আচ্ছা। ওকে। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা আসলেই এ বুঝতে পেরেছি আপনার। আর মানে আপনি যাদের সাথে আসলে মিট করেছেনও বটে, কিন্তু আসলে সবসময় দেখা হচ্ছে না। হুম, এজন্য আসলে দেখা যায় যে, আপনি আসলে কথা বলার সুযোগটাও বেশ কম। তো আপনার এমনি রুটিনটা কেমন এমনি ডেইলি লাইফে, এখন আপনি কিভাবে আসলে তাহলে, আপনার ডেইলি লাইফ এর রুটিনটা সাজিয়ে নিয়েছেন বা কিভাবে চলছে আপনার দিন?
হুম, হুম। জি। হুম। হুম, আমি যদি বলি যে, আমার এখন সপ্তাহে ৩ দিনের মতো ক্লাস আছে। তো বেশিরভাগ সময়ই হয়তো আমি যেদিন ক্লাস থাকে সেদিন আগে উঠি। ক্লাসগুলো বেশিরভাগই ১২ টার পরেই। তো দেখা যাচ্ছে যে, আমি ঘুম থেকে উঠি হয়তো ১১ টায়, সাড়ে ১০ টায় এরকম একটা সময়। তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট বানিয়ে ক্লাস করি। ক্লাস শেষে আমি মাঝে, মাঝে একা, একাই বাইরে যাই। আমার ভালোই লাগে আসলে একা, একা বাইরে যেতে। আম হয়তো মাঝে, মাঝে শপিং করি, বাসা গোছাই। আ পরে যদি কোন অ্যাসাইনমেন্ট থাকে, লাস্ট মোমেন্টে হয়তো করি, জমিয়ে রাখি অ্যাসাইনমেন্ট সবসময় যে সাথে, সাথে করি সেটা না। আ সেটা তারপর হচ্ছে, আমার আসলে যেটা জিনিস দেখলাম যে, আমার ক্লিনিং করতে, খাওয়া-দাওয়া, ক্লিনিং খাবার বানানো, এগুলোতে বেশি সময় চলে যায়।
ওকে। হুম, হুম। জি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। তার মানে আপনি মোটামুটি আসলে শুধু দেখা যায় যে, দিনের মধ্যেই আসলে ব্যস্ত থাকেন। কিন্তু পরে আসলে যে আপনার বেশ কিছু ফ্রি ট টাইম আছে। আপনি ভার্সিটি তো অনেকগুলো আসলে অ্যা অ্যা স্পোর্টস ক্লাব বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকে। এগুলোর সাথে কি কানেক্টেড হওয়া ট্রাই করেছেন বা আপনার প্ল্যানিং এর মধ্যে কি আছে?
হুম। জি। হুম, হুম। হুম, হ্যাঁ, আসলে আমি ফার্স্ট এ ফার্স্ট এ যেতাম। তারপর হচ্ছে আমার মানে যে সাবজেক্ট গুলো ছিল, সেগুলো একটু কঠিন হওয়ার কারণে আমি আসলে যাওয়াতে একটা এভয়েদ করে দিয়েছিলাম। কারণ দেখা যাচ্ছে, তখন আমার মেইন যে জিনিসটা ছিল আমি কোন রকমে আসলে কোর্স গুলো কমপ্লিট করতে চাই। তো সেগুলো যখন এখন শেষ হয়েছে, এখন আমার হাতে অনেক সময় আছে। কিন্তু দেখা যাচ্ছে কি, নিজে, নিজে যেহেতু পরিচিত কেউ নেই, আ নিজে, নিজে আসলে গিয়ে তাদের সাথে এপ্রোচ করাটা অনেক সময় একটু অকওয়ার্ড ফিল হয়। যদিও আমার স্থানীয় আ ২ ১ জন ফ্রেন্ড আছে, আ কিন্তু তারা হয়তো আমার মানে একই রকম, আ যেমন বিশেষ করে আমাদের বিজনেস বা ইকোনমিক্স এগুলোর জন্য আলাদা, আলাদা আপনার আ জিনিস আছে আরকি। যেমন আলাদা, আলাদা ওয়েবসাইট থেকে শুরু করে আলাদা, আলাদা ক্লাব আছে। তো সেগুলো তাদের সাথে হয়তো আমার মিলে না। তো আমি একা, একা যে যাব, সেটাতে আমার মাঝামাঝি একটু লজ্জা লাগে।
জি। হুম। আচ্ছা। হুম, হুম। রাইট, বুঝতে পেরেছি। ওকে, ওকে। হ্যাঁ, আসলে নতুন জায়গাতে আসলে কিন্তু অনেক সময় এরকমটা হয় যে, আসলে উম সিস্টেম এর সাথে আসলে অ্যাডপ্ট করার জন্য অনেক সময় কিন্তু এরকম একটু ওড ফিল হয়। কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে ধরেন, আপনাদের ঐ রিলেটেড যে সকল ক্লাবগুলো আছে। অনেক সময় হয় কি, আপনি কিন্তু ওদের সাথে কনসালটেশন নিতে পারবেন। দেখা যায় ভার্সিটির মেইল থেকে আপনি ওদেরকে একটা মেইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলে, অনেক সময় দেখা যায় যে, আপনার সাথে কিন্তু উনারা টিমসে বা জুমের মাধ্যমে অনলাইনে আসলে আপনার সাথে কনট্যাক্ট করবে। আপনি ওদের সাথে ফ্র্যাঙ্কলি কিন্তু কথা বলতে পারেন। যখন আপনি ওদেরকে বলবেন যে, আমি এই জায়গাতে আসলে নতুন এসেছি। আমি তোমাদের সাথে মিশতে চাই। তখন কিন্তু ওরা আপনাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিবে, হ্যাঁ? তো আপনি এভাবে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন, ওই ব্যাপারটা। আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে, আপনার রুটিনটা যেহেতু আসলে সকালের দিকে, আপনার বিকালবেলা কি কোন কিছু করার স্কোপ আছে, নাকি আপনি আসলে স্পেসিফিক কোন কিছু করার জন্য টাইম বরাদ্দ করে রেখেছেন?
বা অকওয়ার্ড ফিল হয়। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। আ বিকালে আসলে আমি ফ্রি থাকি। কিন্তু এখন যেটা হচ্ছে যে দুপুর ৩:০০ পর থেকেই মোটামুটি সন্ধ্যার মত হয়ে যায়। তো আ হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে সাইটসিং এর যে ব্যাপারটা যেমন আমি আউ এখানে আমি লেট স্প্রিং এ এসেছিলাম। তো তখন আমি প্রচুর হাইকিং করতাম। তো এখন যেটা হয় যে হাইকিং এর মানে রাত্রের মধ্যে হাইকিং করে সেভাবে অত বেশি মজা পাওয়া যায় না। কারণ প্রচুর স্নো থাকে। তো পিছলে যার একটা ভয় থাকে। কারণ এখন আমি মোটামুটি নতুন করে অ্যাডপ্ট করছি। আ তো সেই জিনিসটা আগে আমি হাইকিং বা হাঁটাহাঁটি অনেক পছন্দ করি। তো আম দেখা যাচ্ছে যে যেহেতু অন্ধকার তখন এই জিনিসটা অত বেশি এনজয় করতে পারি না। সেটা ছাড়া মাঝে মাঝে আসলে আমার স্পেন্ড টাইম স্পেন্ড করি আমি আ ঘুরতে গিয়ে মনে করে শপিং মল গুলো সেগুলোতে ঘুরতে আমার ভালো লাগে যে আমি দেখি যে মানুষ প্রচুর মানুষ যেহেতু থাকে একটু ভালো লাগে একটু ফেস্টিভ-ফেস্টিভ মনে হয়। তো সেই জিনিসগুলো আমার ভালো লাগে। তো সেখানে মাঝে মাঝে যাই। তবে সাইটসিং এর যে একটা ব্যাপার যে ক্যাফেতে যে যাবো বা আশেপাশের জিনিসপত্র দেখব। রাতের কারণে আসলে মানে এত অন্ধকার। তখন ইনজয় করতে পারি না সেভাবে।
আচ্ছা। জি। হুম। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা। হ্যাঁ, আপনার আসলে বেশ মানে টাইট শিডিউল এবং enjoyable একটা ব্যাপার-স্যাপার আছে। তবে আপনার যেহেতু আসলে বিকালের দিকে কিন্তু মোটামুটি বেশ ভালো সময় আছে। আবার আপনি বললেন, যে আপনার এখানে আশেপাশে আসলে স্নো আছে এবং বেশ আইস থাকে বা পিচ্ছিল একটা ভাব থাকে। আপনি কিন্তু ইচ্ছা করলে মানে আপনার যেহেতু আসলে আপনি এখানে আছেন বা আরও থাকবেন। আপনার তো আসলে পরিবেশের সাথেও একটা adopt করার ব্যাপার-স্যাপার আছে। আপনি কিন্তু লোকাল কমিউনিটিতে আপনি যদি একটু গুগল এ সার্চ করেন, যে আপনার nearest ice skating যেখানে করানো হয়, আপনি কিন্তু ওই ধরনের কমিউনিটি টিমের সাথে আসলে যোগ দিতে পারেন। সেগুলো কিন্তু সাধারণত বিকালবেলা দেখা যায় যে মানুষ যখন তাদের ক্লাসগুলো শেষ করে বা জব শেষ করে সবাই মিলে এরকম ওপেন ফিল্ড এর মধ্যে আইস স্কেটিং করে। তো আপনি যদি কিছু accessories কিনেন বা রেন্ট ও নেন নিয়ে কিন্তু আপনি আইস স্কেটিং প্র্যাকটিস করতে পারেন। এক ধরনের দারুণ স্পোর্টস। সেখানে আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে একটা ব্যাপার এটাও কাজ করবে। আবার কিন্তু আপনি দেখা যাবে যে নতুন যে লোকজনের সাথে মিট করবেন তাদের সাথে কিন্তু পরিচিত হওয়ারও একটা সুযোগ থাকবে এবং তারা যেহেতু আসলে আপনারই আশেপাশের লোক। তো ভবিষ্যতে কিন্তু দেখা যাবে যে তাদের সাথে সুন্দর একটা বন্ধুত্বও গড়ে উঠবে।
হুম। হুম। ইহ হুম, হুম। অবশ্যই। হুম, হুম। উম উহু। উম অবশ্যই। হুম, না আসলে আপনি ভালোই কথা বলেছেন। আমার, আমি আসলে সেভাবে ভেবে দেখিনি। আমাদের এখানে কিন্তু আমি যে জায়গায় থাকি সেখানে একটা স্পোর্টস ক্লাব আছে। ওরা কিন্তু এগুলো মাঝেমাঝেই আয়োজন করে থাকে। তো আমার মনে হয় যে, মানে ওদের সাথে কিছু জিনিস আমি participate করেছি। তো আমার মনে হয় যে ওদেরকে আবার reach out করা উচিত। ওদের একজন representative থাকে তার সাথে মাঝে, মাঝে আমার কথা হত। তো তাকে হয়তো আমি reach out করব। আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো আমি কাজে লাগাতে পারবো। অ হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে কাজে লাগবে। তবে এর মধ্যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যেম রুটিনটার ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও অনেক সময় একটু struggle করতে হয়। যেমন, আমি বাংলাদেশে যেই জিনিসগুলো খেতাম, যেমন সবজি প্রচুর available ছিল। তো এখানে এসে যেটা হয়েছে কি যে, সবজি প্রচুর দামি। মানে অনেক cost দেখা যাচ্ছে যে চিকেন থেকে আমার সবজিতে বেশি কস্ট চলে যায়। তো সেই কারণে দেখা যাচ্ছে যে একটু হুট করে মানে অদ্ভুত টাইপের একটা সিচুয়েশন আরকি। যে মানে কিভাবে মানাবো? যেমন আমার আগে আমি প্রচুর সবজি খেতাম। প্রচুর আসলে healthy খাবার খেতে আমার ভালো লাগতো। এখন যে মানে জিনিসপত্র মানে আগে যেগুলো খেতাম সেগুলো হয়তো এখানে available না। তো নতুন জিনিসের সাথে ম্যাচ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে মাঝে, মাঝে বিশেষ করে eating habit এর ক্ষেত্রে।
জি। হ্যাঁ। জি। জি। রাই রাইট। বুঝতে পেরেছি আসলে আপনার যে সমস্যাটা এটা আসলে অনেকেরই হয়। উম সাধারণত যেটা হয় যে, এ যেখানে আসলে শাকসবজি আসলে উৎপাদন আ না হয়, আসলে সেজন্য আসলে শাকসবজির দেখা যায় যে দামটা একটু বেশি। যে কারণে মনে হচ্ছে যে, আসলে এগুলো বেশি এক্সপেনসিভ। আর চিকেন তো আসলে ওখানে হয়তোবা উৎপাদন হওয়ার কারণে আপনার এটার দামটা বেশ কম। তবে অ্যা অনেক সময় হয় কি আপনি কিন্তু অ্যা যেগুলো হচ্ছে আপনার আ সস্তায় যে সকল জিনিস কিনতে পাওয়া যায়, বেশ কিছু মার্কেট থাকে। আপনি কিন্তু কয়েকটা মার্কেটের সাথে একটু দাম কম্পেয়ার করে দেখে নিতে পারেন, যে কোথায় একটু কম পাওয়া যায়। তবে আপনি যে শহরে আছেন, আম এই শহর সম্পর্কে যদি আপনি কম দামে কোন জিনিস কিনতে চান, সবথেকে ভালো হয় আপনি যদি আপনার ভার্সিটি তে আ যে আপনার যে স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার থাকে, ওদের কাছে যদি আপনি বলেন, কারণ, অনেক সময় কিন্তু চ্যারিটি থাকে, যারা সাধারণত স্টুডেন্টদেরকে ফ্রি ফুড প্রোভাইড করে। আপনি যদি ওখানে একটু রেজিস্ট্রেশন করতে পারেন, অ্যা সেটা কিন্তু আপনাদের ঐ যে স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টারই আসলে বলে দেবে। ওখানে রেজিস্ট্রেশন করলে দেখা যায় যে, উইকেন্ডে স্পেশালি আপনার স্যাটারডে, সানডেতে কিন্তু অ্যা এই জিনিসটা আপনাকে ফ্রি দিতে পারে। তো আপনি ওখান থেকে করলে দেখা যাবে, আপনার ভেজিটেবলস গুলোও পেয়ে যাচ্ছেন। যদিও আসলে পিওর বাংলাদেশী ভেজিটেবলস পাবেন না, তবে কোন ধরনের আসলে মিক্সড ভেজিটেবলস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। যেটাতে আপনার যে পুষ্টিগুণ আপনি এক্সপেক্ট করছেন, সেটা আসলে পাওয়া যেতে পারে। এভাবে কি আসলে ট্রাই করে দেখা যাবে বলে মনে হয়?
হুম। জি। হুম। হুম। জি। হুম। হুম। হুম। আচ্ছা। হুম, হুম। হুম। হুম। নার। হ্যাঁ, আসলে আপনি বেশ ভালো একটা এডভাইস দিলেন। আসলে যদিও আমার মানে ফ্রি জিনিস না হলেও, আমার মনে হচ্ছে যে কোন জায়গা থেকে কিনতে হবে, এটা যদি আমি জানতে পারি তাহলে আমার ভালো হয়। কারণ দেখা যাচ্ছে, আশেপাশে হয়তো প্রচুর শপিং আ সেন্টার আছে বাট আমি জানি না যে, কোথা থেকে আমি সস্তায় খাবার পাবো, সবজি পাবো। তো এটা যদি আমাকে আসলে জানিয়ে দিতে পারে, আ স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার, সেটাই হচ্ছে আমার জন্য একটা বড় পাওয়া হবে। তো আপনি যে জিনিসটা বললেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার মনে হচ্ছে যে, আপনি যে এডভাইস গুলো দিলেন, অন্যদের সাথে মিশা থেকে শুরু করে, শহর সম্পর্কে জানা থেকে শুরু করে, এই যে ব্যাপারগুলো, সেগুলো আমরা অনেক কাজে দেবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
হুম, আম হুম। নিশ্চয়ই। জি, কোন অসুবিধা নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।